হুম, চা, কতো এই যে বা আপনার চাকরিতে তো আপনি বলছেন যে, মূলত আপনার আ প্রচুর কাজ করতে হয়। এই গুগলের যতসব কাজগুলো আছে, শুধুমাত্র তো সার্চ ইঞ্জিন না, গুগলের স্প্রেডশিট আছে, তারপর ওয়ার্ড আছে। এ ধরনের অ অনেক আসলে ফাংশন আছে। বলে শেষ করা যাবে না। তার সঙ্গে, সঙ্গে আপনার ওই যে অ্যাডোবের যেসব কাজগুলো মানে ফটোশপ, ইলাস্ট্রেটর নানান ধরনের পাওয়ার পয়েন্ট অনেক কিছু আছে। তো এই যে, অ্যা এইটার কাজের ছাড়া আপনি যখন আপনার ব্যবসাতে আসেন, আপনার ব্যবসাতে কোন ধরনের আ টেকগুলো কিংবা অ্যাপ্লিকেশনসগুলো বেশি, বেশি আপনার ব্যবহার করা হয়, যেটার মাধ্যমে আপনার ব্যবসাটাকে আপনি সময় বাঁচাতে পারেন?
অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। একদম। একদম। আচ্ছা, এইখানে একটা বড় ব্যাপার আছে। এইখানে একটা বড় ব্যাপার আছে এবং পার্থক্যও আছে চাকরির সাথে। সেটা হচ্ছে ব্যবসায়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় সোশ্যাল মিডিয়া। কারণ সোশ্যাল মিডিয়া, একটা দুর্দান্ত মার্কেটিং এর মাধ্যম। অবশ্যই আপনি এখন অন্য কোন মাধ্যমে আপনি রাস্তার পাশে একটা বিলবোর্ড রাখলে, সেইটা যত মানুষ দেখবে, তার থেকে বরং সোশ্যাল মিডিয়ায় দিলে, অন্তত আরও বেশি মানুষ দেখবে। এইটা নিঃসন্দেহে বলা যায়। তো এই কারণে সোশ্যাল মিডিয়া বেশি ব্যবহার করা হয়। আর এইখানে আরেকটা মজার ব্যাপার আছে। এখন ব্যবসায় সবকিছুই আসলে হ্যাঁ, টেকনোলজি ব্যবহার করে হয়। আ ধরেন আমি অর্ডার নিচ্ছি, সেটা একটা ওয়েবসাইটের মাধ্যমে নিচ্ছি। আমি আ নিজে আমার ইনভেন্টরি ম্যানেজ করছি বা আমার ব্যবসা পরিচালনা করছি, সেইটাও আ ডিজিটাল মাধ্যমে বা কোন না কোন টেকনোলজি ব্যবহার করে ডেলিভারি দিচ্ছি। সেটাও এখন অ্যাপস আছে। আমি জাস্ট আমার দিক থেকে আমার টুক করে রাখছি, অন্য কোম্পানি অন্য টুক করে দিচ্ছে। তো পুরোটাই আসলে টেকনোলজি নির্ভর।
হুম। আচ্ছা। হু, হু। আচ্ছা, আচ্ছা। অবশ্যই। চমৎকার কথা বলেছেন। হু, হু। জি। হু, হু। আচ্ছা। হ্যাঁ তো অ্যা না নির্ভর তো
কোন অংশ থেকেই বাদ দেওয়া সম্ভব না। জ্বি, বলুন।
নির্ভর তো অবশ্যই। কারণ হচ্ছে বর্তমানে আ এই প্রযুক্তিগুলো চলে এসেছে এইজন্য আমরা ব্যবহার করছি। সাধারণ মানুষ সবাই ব্যবহার করে। তবে অ্যা অ্যা যেটা জানতে চাইছি, চাইব যে, আপনি এই যে, এই জিনিসগুলো যদি ব্যবহার না করতেন, আপনাকে যদি আজ থেকে আরো আ ধরুন ৫০ বছর আগের যে নিয়মকানুনগুলো ছিল ব্যবসা করার; তো সেই নিয়মকানুনগুলো যদি, এখনো হাতে কলমে ব্যবহার করতে হত, এই ধরনের প্রযুক্তি ছাড়া, তবে কি আপনার সময় বেশি লাগতো? এবং বর্তমানে এই প্রযুক্তিটা আসার কারণে আপনার কিভাবে সময়টা বাঁচাচ্ছেন? সময় বাঁচানোর কিছু যদি উদাহরণ দিতেন।
একদম। বুঝতে পারছি।